জি, জি। সারাদিনের এনার্জি খুব ভালো হয়। তো সকালে উঠে সবারই আমি বলব যদি একটু হালকা ব্যায়াম করে, মেডিটেশন বলেন, ইয়োগা বলেন একটু সকালে হাঁটাহাঁটি বলেন, যেটাই করুক না কেন একটু কিছু একটু করা উচিত। আর সবাইকেই মারে বলতে পারেন, আ সকালে অনেক ভোরবেলাই উঠা উচিত। অন্তত সূর্য উঠাটা দেখা তো উচিত, তাই না? আহা! হা
উহু। জি। জি। জি, একদম। অবশ্যই, একদম ঠিক বলেছেন, আসলে এখনকার য আমরা জেনারেশনে এখনকার সময়ে কিন্তু, মানে ১০০% এর মধ্যে, আপনার ৯০ ভাগ মানুষই বলতে পারবে না যে, আসলে সকালে সূর্য ওঠা কেউ দেখে কিনা? অনেক কম কিন্তু দেখা যায় আসলে, আমরা কিন্তু এখন মানে সবাই দেরি করে যে, প্রযুক্তির যুগে কিন্তু সবাই দেখাচ্ছে রাত জাগি, রাত জাগতে আমাদের খুব ভালো লাগে এবং উঠেও অনেক লে দেরি করে। যার ফলে কিন্তু আমাদের যে, মানে শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যা এগুলো কিন্তু আমরা সহজে বুঝতে পারছি না। কিন্তু একটা সময় গিয়ে অবশ্যই বুঝতে পারবো এই, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ভুগতে হবে। তো ওই ওইজন্য আমি মনে করি যে, দিনের শুরুটা যদি ভালো হয় এবং এইযে সকাল থেকে যেই, রুটিন গুলা আমরা বললাম এগুলোর কথা, এগুলো যদি ভালোভাবে শুরু করা যায় তো পুরো দিনটাই আসলে আমার মনে হয় যে, খুব চমৎকারভাবে কাটে।
উহুম। হুম। উম হুম, আস আ জি, জি। এই দিনের শুরুটা ভালো করার জন্য আমার মনে হয়, এই যেমন আপনি বললেন, যাদের রাত জায়গা অভ্যাস, আ আছে আমি বলব। যদি রাত জায়গাটা কম হয় আমি কিন্তু একদম আ বলতে পারেন রাত আ ১০ঃ০০ টা, ১০ঃ৩০ টা, এর ভিতরেই ঘুমিয়ে পড়ার আমার একটা অভ্যাস আছে। আবার অনেক ভোরে উঠার অভ্যাস হচ্ছে। তো এইটা হলে কিন্তু আপনার সারাদিনটা ভালোই যাবে। কারণ শরীর ভিতরেও ওইযে ঘুমের ঘাটতি থাকবে না, আপনার শরীর ম্যাজ ম্যাজো করবে না আম মানে মাথায় ভালো কাজ করবে আমার, মনে হয় ভালো। এটা তাহলে আপনি রিফ্রেশ পাবেন আরকি। যে, সকালে একটু ভালো থা খাওয়া-দাওয়া করলেন আপনার যে, কাজ আছে, স্কুল আছে, কলেজ আছে, আর যাদের অফিস আদালত আছে, যে, যেখানে যাবে। তো সেই দিনটা কিন্তু খুব ভালোই যাবে তার। আমার তো ভালো হয় সবসময় আমি বলব। কারণ আমি কিন্তু ভোরে উঠে অনেকে আছে না নামাজ পড়ে বা শুয়ে পড়ল। কিন্তু আমার এই অভ্যাসটা নেই। মানে আমি আর ঘুমাতেই পারি না। যদি বলেন আমি যদি আবার ঘুমাই তো তাহলে আমার মেথা মাথা ব্যাথা করে, ঘাড় ব্যাথা করে এগুলো খুব খারাপ। আমার একটা অব. মানে কেমন যেন হয়।
উহু। উহু। জি। বেশ ভালো! উ উ উহু, একদম। জি। জি, একদম ঠিক বলেছেন। হ্যাঁ, একদম। হুম। জি। জি, একদম। উম জি। উহু। জি, একদম। এই দেখেন হ্যাঁ, হ্যাঁ। যেমন আ আগেও কিন্তু আমি প্রায় আ বেশ কয়েকবার এটি মানে মুখোমুখি হয়েছি যে, এইযে কাজ করে দেখাচ্ছে কাজ করতে, করতে দেরি হয়ে গেছে রাতের বেলা ঘুমিয়ে পড়েছি, সকালে কিন্তু আর সকাল, সকাল উঠতে পারি না বা অনেক সময় অ্যালার্ম দেওয়া থাকলেও কিন্তু বোঝা যায় না।